দেখেন, ব্যাপারটা হলো বিজ্ঞানের যেমন আ আ যে আবিষ্কারগুলো সেগুলো কিন্তু আসলে আমরা ভালো ও খারাপ। ২ টা কাজেই কিন্তু আ ব্যবহার করতে পারি। ঠিক ওই যে আ রান্নাঘরের আসলে আ ফলকটা ছুরির মতো। এটা দিয়ে কাউকে চাইলে ক্ষতিও করা যায়। আবার আ
হ্যাঁ, নিশ্চয়ই দুটো জিনিস হুম, হুম। হ্যাঁ, আবার সেটি দিয়ে অনেক কাজও করা যায় নিঃসন্দেহে।
হ্যাঁ, ফল কেটে আবার খাওয়াও যায়। তো এটাই হলো ব্যাপার ভাই। তো বিজ্ঞানের যে আবিষ্কারগুলো আছে তো এটা আসলে আমাদের আ ব্যক্তিগত জীবনে আমরা কিভাবে ব্যবহার করব সেটা সম্পূর্ণ তো আসলে হ্যাঁ, ভাই, একদম।
হ্যাঁ, হ্যাঁ। হু, হু। সেটাই আসলে আসল কথা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, চমৎকার বলেছেন। আসলে এই যে দেখুন না ডিনামাইট আবিষ্কার করেছেন হ্যাঁ? আ স্যার আলফ্রেড নোবেল হুম? তিনি কিন্তু ভালো অর্থেই সেটি আ আবিষ্কার করেছিলেন ডিনামাইটটা নিশ্চয় মানুষকে ধ্বংস করবার জন্য নয় বা সভ্যতাকে বা বিভিন্ন জাতিকে রাষ্ট্রকে ধ্বংস করবার জন্য নয়। কিন্তু তিনি ব্যবহার করেছেন ভালো কাজে। আ কিন্তু আজকাল দেখা যাচ্ছে বিভিন্ন দেশে বোমা পড়ছে, হ্যাঁ, হ্যাঁ, বা অন্যান্য আরো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলছে যুধ যুদ্ধের মধ্য দিয়ে সেটি কিন্তু আসলে কাম্য নয় বা বিজ্ঞানের কিন্তু সেটি লক্ষ্যও ছিল না কোন কালেই তাই না? কিন্তু আমার মনে হয় মানুষ কিন্তু সেটি অ্যা করছে হয়তো বিজ্ঞানকে একটু খারাপ কাজে ব্যবহার করছে নিজেদের ক্ষতির জন্যই করছে। আসলে এটা কিন্তু আসলে বেশ অনুচিত একটি ব্যাপার আমি ম আমার মনে হয় যে বিজ্ঞান আমাদের জীবনে একটি অনেক বড়ো আশীর্বাদ। সে আশীর্বাদটা যেন আশীর্বাদ হয়েই থাকে, হ্যাঁ, সেটি যেন আমাদের আ কল্যাণকর হয়েই থাকে, সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত, সেটি যেন আমাদের মানবসভ্যতার জন্য কোনোভাবেই যেন ধ্বংসাত্মক না হয়, ক্ষতিকর না হয়, সেই দিকটা কিন্তু আমাদের মনে হয় মনোযোগ দেওয়া উচিত।
হুম। হু। জী, জী। হু, হু, হু, হু। হুম, জী। হ্যাঁ, তো। অপব্যবহার করার জন্য নাই। হ্যাঁ। হ্যাঁ। জী। হুম, হুম। মানুষের মধ্যে হ্যাঁ, একদম ভাই। আ জি। হ্যাঁ। হু, হু, হু। হুম। জী, একদম। হ্যাঁ। জী। হ্যাঁ, হ্যাঁ ভাই সেটাই আসলে। এ যে হ্যাঁ ভাই। এটাই আরকি ব্যাপার আরকি। এই যে বিজ্ঞানের যে ব্যাপারটা আরকি সেটা আসলে সম্পূর্ণটা আপনার উপরে নির্ভর করে। আবার আপনার নিজের সচেতন নিজেকেও সুরক্ষিত রাখার জন্য কিন্তু আসলে নিজের যে সচেতনতা সেটাও কিন্তু আসলে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই না?
হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। হুঁ-হুঁ। হ্যাঁ, নিশ্চয়ই।
যেমন